হু, হু আ আমরা হচ্ছে কি যে এটা হচ্ছে যে রিসেন্টলি আমরা একটা বাফে <coughs> বাফেট এ একটা বাফেট খেতে গিয়েছিলাম। আর কি আমরা ধরে রেখেছিলাম যে বাসার সবায় মিলে যাবো। তো কোন একটা কারণে আমার আব্বুকে ইমার্জেন্সি আ আমার দাদুর বাড়িতে যেতে হল। তো আব্বু আসেনি। তো আ আমাদের দেখা যাচ্ছে আমরা সেভাবে আসলে বাইরে যাই না। ওহ আ দেখা যাচ্ছে যে আ একটু কম যাওয়া হয়। ও ফুল ফ্যামিলি নিয়ে মানে ঘুরতে যাই কিন্তু আসলে বাফেট বা এরকম টাইপের রে রেগুলার জায়গা আসলে যাই না সেভাবে। তো আমার আব্বু খেতে বেশ পছন্দ করে তো। তো আমরা এখন যখন খাচ্ছিলাম তখন আমার আম্মু বলছিল যে আ "তোমার আব্বু এই জিনিসটা আ অনেক আ পছন্দ করত।" পরে আমরা কা বা যে তার জিনিসই দেখা আমার আম্মু বলতেছে যে, "ওহ ও খেলে এটা পছন্দ করত। ও জিনিসটা যদি ওর জন্য নিয়ে যেতে পারতাম।" আমি এ তারপরে আমরাও আসলে ফিল করা শুরু করি যে ইশ যদি আসত তাহলে হয়তো এই জিনিসটার খুত ধরতো। ঐ জিনিসটা পছন্দ করত। এগুলো কিন্তু মজা। পরে হচ্ছে আব্বু আর <chuckles> পরে আব্বু আসার পরে আমরা বললাম যে, "তোমাকে তো আস আমরা অনেক মিস করলাম।" <chuckles> তো এই জিনিসটা পরে আবার আমরা প্ল্যান করলাম যে না আমরা নেক্সট মান্থ এ আবার যাবো। আব্বুকে নিয়ে যাবো। আব্বুরে ছাড়া আর ভালো লাগেনি। তো এরকমই কিন্তু হয় মাঝে, মাঝে।
আচ্ছা। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। অ হুম। <chuckles> <giggles> আহা রে। হুম। <chuckles> আসলে। হু, হুম। অনেক মিস করেছি। হুম, হু। হু, হু, হু। ওহ আস একদম, একদম। খুব সুন্দর একটা পরিবার আপনাদের বাই দ্যা ওয়ে। খুবই সুইট। যে আসলে পরিবারের যখন এই মেমোরিজ বা স্মৃতিগুলো যখন বানান না, ওই তখন আরেকজন যদি না থাকে স্মৃতিতে পরিবারে একেকজন মানে কোন একটা মেমোরি তে দেখবেন একত্রে না থাকলে খালি, খালি ইস একদম মজা না। ওদেরকে আসলে মিস করা শুরু করি। আর এত সু সুন্দর কানেকশন মানে পরিবারটা আসলে যেরকম মানে আমাদের ক্রিয়েটরটা বানিয়ে পাঠিয়েছে না আসলে একসাথেই থাকার জন্য। মেন্ট টু বি আরকি। যেটা বলি না ঐটাই। তো যাই হোক দিন শেষে আপু। আ পরিবারকে নিয়ে যদি বলা শুরু করি স্মৃতি নিই। শেষ আর হবে না। একেবারে আমার পুরাটা জীবনেই তো পরিবারকে নিয়ে কাটিয়েছি। তো যাই হোক, আপু আসি আমি। অনেক রাত হয়ে গেছে। শুয়ে পড়ি, ঘুমাই। আপনিও ঘুমান। পরিবারের করে নিজের সুস্থ থাকবেন। অনেক, অনেক শুভকামনা আপু।
<chuckles> হুম। হ্যাঁ। হ্যাঁ। একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। অবশ্যই। হ্যাঁ। <snorts> হ্যাঁ। <chuckles> শেষ হবে না। হুম। জ্বি, হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জ্বী আপনাকেও। আপনার সাথে কথা বলেও বরাবরই বড় মতোই ভালো লাগলো আপু। আশা করি সামনে আবার গল্প হবে। তো আজকের জন্য বিদায়। আহ শুভরাত্রি।
উম উ-জি। ইনশাল্লাহ। জ্বি, আল্লাহ হাফেজ। শুভরাত্রি।